আমি না খুব বেশি চিন্তার মধ্যে আছি। মানে
আচ্ছা? কী হয়েছে?
এত বেশি না ঝামেলা লাগছে যে, এত ডেডলাইন। ডেডলাইনের মধ্যে না অনেক চাপ অনুভব করি; বিশেষ করে যখন না নতুন কিছু চিন্তা করতে বলে। যেমন আ আজকে কী হলো যে, এমনিই তো আমাদের কাজের ডেলিভারি ডেট ছিল আরও দুদিন আগে; আমরা এমনি অনেক লেট হয়ে গেছি। তার ওপরে এখন আমাদের বলতেসে, নতুন একটা আইডিয়া নিয়ে আসতে, যে এই feature টা আরও সুন্দর করে অ্যাপে implement করতে হবে। এখন আমি তো ভাই যে কাজ আছে, সেই কাজই শেষ করতে আমি হিমশিম খাচ্ছি; আমি আবার আইডিয়া নিয়ে এসে নতুনভাবে ওইটা আবার কথা বলবো; মানে কবে এটা আমি ডেলিভার করবো? কিন্তু যখন এটা ঠিকমতো ডেলিভার হবে না, সামনের সপ্তাহে যখন মিটিং আছে, তখন কিন্তু জানেন আমাকেই কিন্তু বলা হবে যে, "ভাই, কেন আমার কাজ শেষ হয় নাই?" কিন্তু এটা কিন্তু বলবে না যে, এইযে নতুন, নতুন আইডিয়া আনতেসে। এখন এটা কীভাবে করবো বলুন তো? এমনি তো টেনশনে বাঁচতেসিনা; তার ওপরে আবার এত মানে কাজ দিলে, কীভাবে সম্ভব? আমি খুবই ভাই বিরক্ত এবং frustrate হয়ে যাচ্ছি। বলুন তো কী করা যায়?
হুম। আচ্ছা, আচ্ছা। হুম। জি। না। হুম। না, না। আপনার ভয়েসেই কিন্তু বোঝা যাচ্ছে যে আপনার হতাশা আর বিরক্তির ব্যাপারটা মানে <scoffs> আসলেই অ্যা মনে হচ্ছে, যে ব্যাপারটা কি অনেক দিন ধরেই চলছে, এই ধরনের একের পর এক deadline আসছে? সব সময়ই বাড়তি কিছু চাচ্ছে deadline এর মধ্যেই? হয়তো deadline এর অ্যা স্বপ্ন মানে আপনি যদি আরেকটু আমাকে খুলে বলেন না? যে আপনার কি ধরনের কাজ করছেন, কি ধরনের deadline হয়? উম তাহলে আমার একটু বলতে সুবিধা হবে বা আপনার সঙ্গে একটু আ আমি হয়তো কিছু উপদেশ, বা কিছু পরামর্শ দিয়ে সাহায্য করে দেখতে পারি আরকি।
হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। আমাদের কি হয়েছে? আমরা আসলে একটা দা দা ইয়া সফটওয়ার কোম্পানি। তো যেটা হচ্ছে আমরা একটা প্রজেক্ট এ এখন কাজ করছি। এবং এগুলো না নতুন কিছু না। দেখা যায় কি? যে আমাদেরকে এমনটা হইতো, deadline বাড়িয়ে দিচ্ছে, নতুন কাজ দিচ্ছে। ঠিক আছে? এরা করবে কি? একদম শেষ মুহূর্তে ঠিক মানে এ ১২:০০ বাজে ডেডলাইন হলে, ১১:০০ বাজে এসে বলবে যে, "ভাই, এই জিনিসটা তো এরকম লাগতো।" এখন ভাই আমি এতদিন ধরে বসে আছি। আমাকে তখন বলবে না। প্রথম দিকে কেউ কোনো চাপ দেয় না। জানেন? আমি আমি মানে খুব বিরক্ত হয়ে গেছি জিনিসটাতে। মানে এত হতাশ লাগে না ভাই! মানে কি বলব? যে আমি আগে থেকে যখন প্রজেক্ট টা শুরু হইলো। তখন যেয়ে আমি বললাম যে, "আচ্ছা, আমরা এই, এই কাজগুলো এভাবে করব। আপনাদের সাথে সব ঠিক আছে কিনা?" সবাই বললো, "ঠিক আছে।" সবার কাছ থেকে approval আসলো। দিলাম। কাজ কমপ্লিট প্রায় শেষের দিকে। তখন এসে বলে, "না, না, না, ভাইয়া আমরা এটা তো, এটা চাই নাই। আমরা চাইছি হইলো এইটা তো এইরকম হবে।" তো আ আমি যখন প্রথমে আ ১ ঘন্টা খানেক ধরে পুরা জিনিসটা বোঝালাম, তখন আপনারা কই ছিলেন? আমার তো এটাই বলতে <scoffs> মনে চাচ্ছিল। কিন্তু ভাই হ্যাঁ, মানে বলতে পারি নাই। কিন্তু কিভাবে ভাই বলেন? একদমই বলা যায় না ভাই।
আচ্ছা, আচ্ছা। হু, হু। জি। আচ্ছা। হুম। হুম। জি, হুম। হুম। হু, হুম। আচ্ছা। আজব তো! <chuckles> কিন্তু ক্লায়েন্ট কে বলা যায় না, তাই তো?
ভাই এত মানে হতাশ লাগতেছে যে মানে এখন কি হচ্ছে জানেন? যে এখন বলতেছে যে এই সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। আজকে মানে আর আছে ৩ দিন। এই ৩ দিনের ভিতরে কিভাবে আমি শেষ করব? মানে বসবো? মানে আইডিয়া বের করব? নাকি আমি আমি তো ভাই মানে অ্যা কাজই করতে পারতেছি না। মানে চিন্তা যে করব যে নতুন একটা জিনিস আনব। আমার তো চাপে মনে হইতেছে ওইটাই সম্ভব না।
জি। হুম, হুম। জি। হুম। না আপনি আসলেই বেশ বড়সড় মানে আমি বলব এবং এটা তো আসলে continuous একটা সমস্যা হয়ে যাচ্ছে আপনার জন্য। যেটা উম আরো খারাপ আসলে। ১ বার ২ বার হলে হয়তো আমি উম সিওর আপনি মেনে নিতেন যে, ঠিক আছে একবার হয়েছে। আপনি যেভাবে বলছেন তার মানে বারবার এ বিভিন্ন deadline আসছে। তো আ এ আপনি যদি এই কাজগুলো আপনি যেগুলো করেন, সেগুলো তো অনেকখানি আমি বলব তাহলে আসলে সৃজনশীলতাও থাকে। আবার একটু analysis ট্যানালাইসিস নিয়েও উম অ্যা কম্বিনেশন থাকে, তাই না? জিনিসটা কিরকম হয়?
জি, জি। হুম, হুম। জি, জি ভাই। হু।
আচ্ছা। তাহলে ওরা জি, জি।
আর সবকিছু মূলেও কি। যে এত সময় মানে এ এই জিনিসটা কি যে এ এরা যদি একটু পরিকল্পনাটা ঠিক করে করতো, যদি চাপটা কম দিত তখনও কিন্তু হতো। কিন্তু এ এরা না মানে এমন একটা deadline দিবে যেটা বাস্তবিকই লাগে না। এবং এটার জন্য কিন্তু মানে প্রমোশন আটকে যায়। এটার জন্য আপনার এই বোনাসটা আটকে যায়। এটার জন্য কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। বুঝতে পারছেন? যে এখন আমি কেন এই সমস্যা নিব? এখানে আমি চিন্তা করে রাখছিলাম যে এই মাসে হয়তো প্রোজেক্টটা তাড়াতাড়ি শেষ হবে। হওয়ার পরে হয়তো এটার একটা খুব ভালো ফিডব্যাক আসবে। সেখান থেকে আমি এখন বুঝতে পারতেছি না কীভাবে আমি এই যে খারাপ হওয়ার ফলে কী করব? মানে আমার তো মনে হচ্ছে যে মানে আমার তো মনে হয় পুরা ক্যারিয়ার টাই মনে করেন উল্টা-পাল্টা লাগতেছে। যে প এত চাপ দিতেছে। মাঝখানে আমার দেখা যাবে যে ব যখন একদমে ৬ মাস পরে একটা রিভিউ করবে। যে বলবে যে "আপনি তো কোন কাজই ঠিক মতো টাইম মত দেন নাই।" এরকম একটা বিষয় হবে।
হ্যাঁ। এ সেটাই আমি বলছিলাম। বুঝতে পেরেছি। <clears throat> জি। হুম। না, আসলেই তো জিনিসটা অথচ আপনার কোনো দোষ নাই। পুরা জিনিসটা। আপনি তো রিয়েশান মানে সঙ্গে কথা বলেও যেটা বুঝছি, আপনি তো কাজে যথেষ্টই সিরিয়াস। মানে আগেই ও ওনারা তো শুরুতে একটা brief দেন আপনাদেরকে প্রজেক্টটা কীরকম হবে, কীভাবে হবে? তার বিনিময়ে তো আপনারা হয়তো prototype বানালেন বা আইডিয়া দিয়ে বুঝালেন যে, "ব্যাপারটা এরও এরকমভাবে এই জিনিসগুলো আমরা ডেলিভার করবো।" ওরা শেষ মুহূর্তে এসে জিনিসটা আবার ওলটপালট করে ফেলছে, "ফি না এই ফিচার না, আমরা আসলে আরো বাড়তি কিছু চাই।" এই জিনিসটা তো আসলে একটু হলেও unfair আমি বলবো, মানে ওদের সাইড থেকে। আপনার জন্যও ওম জিনিসটা এই কারণেই বিরক্তির কারণটা আমি পরিষ্কার বুঝতে পারছি। আ আপনি একটা কিছু দেখতে পারেন, আমি জানিনা এটা আসলে উম কতখানি সম্ভব হবে? কারণ আপনি অনেক ডে বেশি deadline এর চাপের মধ্যেই তো থাকেন। উম সো ১ম ত prototype টা যখন করছেন বা ফিচার টা যখন ওদের সঙ্গে ইয়ে করছেন, সেটা একবারই ওদেরকে উম দেখিয়ে বা ইয়ে করে একবারে শুরুতেই মানে in writing যে, "এইটুকুই আমরা করবো, এটা হইলে এই deadline এর মধ্যে এটুকু করতে পারছি।" এই ধরনের একটা confirmation যদি ওদের কাছ থেকে আমি যেটা বুঝলাম আপনি ওদের সঙ্গে আই এতদিনে আলোচনা করতেন, হয়তো বুঝাতেন ওরা, মুখে বলতো, এই করতো। অ্যা কিম মুখের communication এ কি হয়? মানে অনেক সময় মানে মাঝে, মাঝে মানুষ অস্বীকার করে, "না আমি তো এটা বুঝাতে চেয়েছি, আমি তো এটা বলতে চেয়েছি।" এ ধরনের অনেক সমস্যা হয়। তো আপনি যদি ঐটা একটু সুন্দর করে গুছিয়ে ওদেরকে বলেন, "ভাই এই, আ প্লিজ আ কনফার্ম করেন। তারপরে আমরা next stage এ যাবো।"
জ্বি, জ্বি, জ্বি। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম। জ্বি, জ্বি।
একটা স্টেজে। তাহলে আমার মনে হয় কিছুটা হলেও মানে এটলিস্ট ওরা ২য় বার বলার আগে বা চাওয়ার আগে এই ও ওকে তো আমি সাইনে উম সাইন করে বলে দিয়েছিলাম এটুকুই চাই। তাহলে ওরাও ২য় বার একটু চিন্তা করার মধ্যে পড়তে পারে আরকি, হ্যাঁ? যেহেতু আপনার ক্লায়েন্টটা খুব বেশি ভালো মনে হচ্ছে না আমার কাছে। <scoffs> সো এইটা একটু ট্রাই দিয়ে আপনি আসলে দেখতে পারেন যে হয় কিনা?
আসলেই। জ্বি, জ্বি অবশ্যই। এবং একটা জিনিস কি জানেন? ক্লায়েন্ট তো মানে অনেক সময় হয়ই যে খারাপ হবে, মানসিক চাপ তৈরি করে। ভাই ঘুম পর্যন্ত হারাম হয়ে যাচ্ছে। যে পরিমাণে মনে করেন অফিস থেকে বাসায় কাজ আনা লাগতেছে। এখন আমি যদি রাতে ঘুমাইতে না পারি, কালকে মানে সকালে অফিসে যাবো, ঘুম, ঘুম চেহারা থাকবে, মানে ভালো লাগে? টায়ার্ড লাগবে, ঘুম লাগবে। এর মাঝখানে দেখা যাচ্ছে যে l lunch hour এ ঘুমাচ্ছি। যেখানে দুপুরে নাস্তা-টাস্তা খাবো, না একটু খেয়ে কোনোরকম ঘুমাচ্ছি আমি ১-১.৫ ঘন্টা। মানে এটা তো কোনো কথা না। ব্যক্তিগত জীবন মানে জীবনটাকেই তো খুঁজে পাচ্ছি না। মানে ভু তাহলে কি মানে চাকরি করে লাভ কি, তাই না? তো
জ্বি, জ্বি। হুম। এটাই। বলেন। সেটাই। আসলেই।
<tsk> সবথেকে খারাপ লাগে যে এই যে ডেডলাইনগুলো বাড়ছে। আমি আমি ঠিক আছে যান, একটা কাজ দেরিতে ডেলিভারি হতেই পারে। কিন্তু এটা আবার যে আমার performance review যখন হবে যে, আমার দেখা হবে যে আসলে আমি কি পরিমাণে কাজ করেছি। তখন আমাকে বলবে যে, যে এই জিনিসগুলা কেনো অ্যা এরকম পরিবর্তন? এগুলো কিন্তু এমন না আমি আগেও আগে জানাই নাই। আমি কিন্তু জানায় রাখছি। এবারও আমি জানায় রাখছি। সে বলছে না সে দেখবে। <tsk> সে দেখবে এইযে বলে রাখছে না? আমি যখন এই যে আগামী এই মাসখানেক পরেই মনে করেন আমাদের আরেকটা রিভিউ হবে। তখন যেয়ে দেখব যে না সে বলছে মুখে, পরে বলবে যে "হ্যাঁ ওইটা তো আসলে আমার আগে দেখা উচিত ছিল"। এরকম একটা কথা বলে আমাকে ফাঁসায় দিবে। আমি সত্যি মানে বিরক্ত হয়ে গেছি এদের সাথে কাজ করে।
হু, হু। হুম। বুঝছি। না। work culture টাই তাহলে একটু ঝামেলা। আর অ্যা এটা কিন্তু আসলে আমাদের দেশেও আমি বলব একটু এই ঝামেলাটা হয় যে সবাই ধরে নেয় ২৪ ঘন্টাই কাজের সময়। ২৪ ঘন্টাও তো আসলে কাজের সময় না। আপনি তো একটা সা আ নির্দিষ্ট সময় কাজের জন্য কমিট করেছেন। আপনার তো ২৪ ঘন্টা মানে এই যে বাসায় কাজ নিয়ে আসছেন ঘুমাতে পারছেন না। এবং মানুষ বুঝে না আসলে। এটা কিন্তু আপনার পরদিন কাজেও কিন্তু ও আপনি যে খুব ভালোভাবে করছেন তা না। আপনি না ঘুমায়ে আসলেই কাজ কিভাবে করবেন বলেন?
হুম। জি, জি। একদম, একদম। আ আ
না, এইট এ নিজের দিকে নিজে কে এইটা কিন্তু আসলে আপনাকে কষ্ট করে হলে কখনো একটু কঠিন হয়েও এই জিনিসটা আপনাকে একটা স পর্যায়ে যেয়ে ম্যানেজ করে ফেলতে হবে। যে রাত এত এতটার পরে কাজ করব না। কারণ এইটা কিন্তু আপনার নিজের উপরে খুব খারাপ প্রভাব ফেলবে, হ্যাঁ? সো আমি বলব যে আপনি একটু হলেও যেভাবেই হোক জি, জি। তাই হওয়ার কথা। খুব স্বাভাবিক। কারণ মানুষ তো আপনারা। স সবারই একটা এবং শরীর যদি ঠিক না থাকে আপনার ম মন ঠিক থাকবে না। আবার একটা কিন্তু আরেকটার সঙ্গে সম্পর্কযুক্ত।
হ্যাঁ, হ্যাঁ। খুব বেশি খারাপ প্রভাব ফেলছে? জি, জি।
আপনার পরিবারকে সময় দিতে হবে, ঘুমাতে হবে, খেতে হবে। একটু হলেও বিনোদনের দরকার আছে জীবনে। সবসময় যদি খালি এই ডেডলাইন এবং কাজ নিয়ে করতে থাকেন না? তাহলে কিন্তু মানে কোনটাই হবে না আসলে। এইযে যেটা এই যে কারণে এই চাপটা আবার নতুন করে সৃষ্টি হচ্ছে আমি বলব অনেকটা। সো আপনি ইভেন কাজের মধ্যেও জি, জি। বলেন না?
হ্যাঁ। খুব বেশি ভাই। আর হুম, হুম। আর, আর ওর জানেন সবথেকে খারাপ জিনিসটা কী? যে এই কাজের জন্য কিন্তু আমার বাসায়ও ঝামেলা হচ্ছে। আমার স্ত্রী ঐদিন বলেই দিছে "তুমি এরকম করে যদি অফিসে বসে থাকো, তুমি সারাদিন কাজ নিয়ে ল্যাপটপ নিয়ে বসে থাকো, তাহলে বিয়ে করছো কেন? ল্যাপটপই বিয়ে করে বসে থাকতা।" মানে বুঝতেছেন বিষয়টা কোথায় চলে যাচ্ছে?
সেটাই তো। <chuckles> হ্যাঁ। আসলেই তো না ব্যাপারটা মানে আমি হেসে দিলাম কিন্তু ব্যাপারটা খুবই দুঃখজনক আসলে। মানে আপ আসলে আপনি যদি বাসায় আসছেন কিন্তু উনাকে সময় দিচ্ছেন না। মানে ওনার জন্য তো জিনিসটা খুবই unfair. উনি সারাদিন আপনার জন্যই কিন্তু বসে আছেন, আপনি যদি উনার দিক থেকে চিন্তা করেন। হয়তোবা ওয়ে ওয়েট করছেন আপনি আসবেন, একসঙ্গে খাওয়া-দাওয়া করবে। একসঙ্গে হয়তো কিছু একটা দেখবে টিভিতে বা মুভি দেখবে। উম বাইরে কোথাও যাবেন। আর আপনি এসে ল্যাপটপ নিয়ে বসে গেলেন, কারণ আপনার একটা deadline আছে। এটা কিন্তু উনার জন্য খুবই unfair একটা জিনিস হয়ে গেল, না? আ তা উনি কিন্তু আপনাকেই দোষারোপ করবেন। এবং উনি তো কিন্তু বুঝবেন না যে এটার পেছনে আসলে দায়ী অন্য কেউ। আপনাকেই দোষারোপ করছেন। আপনি আপনার নিজের কাজ করছেন, কিন্তু উনি দোষারোপ করছেন আপনাকে। এটাও আসলে খুবই দুঃখজনক।
হ্যাঁ, হ্যাঁ। অ্যা আসলেই তো ভাই। এম একদম, একদম। আর সব থেকে বাজে জিনিসটা কী? যে এত অশান্তির ভেতরে দেখেন কাজের মান কখনো ঠিক করা যায়? যে একদিক থেকে আমার আমার মনে করেন স্ত্রী য মানে আমার ওপরে রাগ করে আছে। আরেকদিকে আমি টাইমমতো না দিলে আমার আবার দেখা যাবে increment, অন্যান্য জিনিস নিয়ে টানাটানি বাধবে। আবার মনে করেন আরেকদিকে ক্লায়েন্ট বলতেসে যে মানে আমি বুঝি না যখন এদেরকে আমরা আমরা কিন্তু এমন না যে একদমই চোখ বন্ধ করে মুখে, মুখে কথাটা বলছি। আমরা সুন্দর করে diagram এঁকে দেখাইছি। যে "আচ্ছা ঠিক আছে, এটা, এটা, এটা এভাবে হবে।" তারপরে কী করছি? তাদেরকে একটা ডিজাইনও দেখাইসি mockup ডিজাইন। যে আপনার বিভিন্ন টুল ব্যবহার করে যেমন Figma -র মতো একটা টুল ব্যবহার করে ডিজাইনটার আমরা মোটামুটি বেসিকটা দেখায়েছি দেখালাম যে এরকম দেখাবে। তারপরে সে এসে মানে সব হয়ে গেছে, সে আমাকে এসে বলতেসে "হ্যাঁ ভাই সবই তো বুঝছিলাম। কিন্তু এখন তো মনে হচ্ছে এটা ভালো লাগতেসে না।"
জি, জি। না। হুম। জি।
তো আমি যখন দেখাইছি তখন কেন বলা হয় নাই? এখন কেন বলা হইতেছে ১-২ মাস পরে?
আচ্ছা। না তার মানে ভদ্রলোক উনি নিজেই ক্লিয়ার না আসলে উনি কি চান। এইটা কিন্তু খুব বড় একটা সমস্যা। জি কী চাই, সেটা জানি না। সে কারণে যাই দেখায় শুরুতে হ্যাঁ বলে। তারপর হঠাৎ করে বাইরে আরেকটা কিছু দেখেছেন উনি অন্য কারো কাছে। দেখে মনে হয়েছে "আচ্ছা আমারটার মধ্যে ওইটা হলে ভালো হয়তো। আচ্ছা ঠিক আছে।" এটা যে আসলেই লাগবে নাকি লাগবে না? জিনিসটা আসলেই ও কোনো value add করবে কিনা উনার জিনিসে, উনার পুরো প্রজেক্ট টাতে, সেটা হয়তো উনি চিন্তাই করছেন না। ওনার কাছে দেখে মনে হচ্ছে "আচ্ছা এটা তো হ ভালোই হতে পারে।" অ্যা ওকে আর সবাই ভাবে কি মানে এটাই আসলে creativity যেই সবসময় নতুন, নতুন চিন্তা করে অ্যাড করতে থাকব। কিন্তু এটা কিন্তু creativity না। creativity হলো আপনি নতুনত্ব আনবেন। কিন্তু একটা প্রসেস এর মধ্য দিয়েই নতুনত্ব আনবেন বা একটা সুন্দর করে আনবেন। অনেকে ভাবে যে এটাই একটা বিশাল ব্যাপার আমি চেয়ে ফেলেছি, হু? আসলে আপনার জন্য আমার খারাপই লাগছে। এবং আপনি যে কিভাবে এটা ম্যানেজ করবেন! বাট আমি বলব নিজের দিকে একটু খেয়াল রাখেন। অ্যা নাহলে কিন্তু এম এইযে মানে এই জিনিসটা আপনার উ ভয়েসে অলরেডি বোঝা যাচ্ছে। আপনি কতখানি বিরক্ত এবং হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন। এটা থেকে কিন্তু আপনি বের হতেই হবে।
হু, হু, হু। হু, হু। জি, জি। আসলেই, আসলেই। <sighs> আসলেই না। জ্বি, জ্বি। এটা ঠিক বলেছেন। আসলে কি ভাই যে আপনার সাথে এই বিষয় নিয়ে কথা বলি কিন্তু সত্যিই মনের চাপটা মনে হচ্ছে একটু হালকা হলো। মনে হচ্ছে যে না সত্যি যে মানসিক চাপটা অনুভব করছিলাম। যে ভিতরে যে ওইযে অশান্তিটা থাকে না? ওইটা একটু হলেও কমেছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ।
জ্বি ভাই। আপনি অনেক দূরহ দে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি বলব আশাটা হারায়েন না বা সাহসটা ছাইড়েন না, আত্মবিশ্বাসটা রাখেন। এবং আপনার নিজের intention টা তো খুব ক্লিয়ার, আপনি ভালোভাবেই পারবেন। এইটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন যেটা আসছে, আপনাকে হয়তো একটা পর্যায়ে যে একটু শক্ত হয়ে ওনাকে বুঝাতে হবে যে উম এম "এটাই সম্ভব। এটার বাইরে আমি করব না।" মানে উব দুয়েকটা ক্ষেত্রে একটু strict হলে হয়তো ওরা মেনে নিতেও পারেন। বাট নিজের শরীর এবং মনের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। স পরিবারকে সময় দেওয়াটাও খুব জরুরি। এইগুলো ম ম্যানেজ করে আপনি অবশ্যই পারবেন, না পারার কোনোই কারণ নাই। আর deadline আসবে, deadline টা মে মিট করতেই হবে। আমাদের সবারই তো deadline থাকে। কিন্তু সেটা আপনি যদি সাহস করে এগিয়ে যান। তাহলে deadline তো মিট করতে পারবেন। নতুন ইয়েটা হয়তো ঠিকভাবে হবে। ধন্য
হুম। জি, জি।